ভাই, এটা আমি যদি আপনাক সাথে একটা বাস্তব একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে দেখেন আমাদের আ বিশ বিশেষ করে এশিয়ান পরিবারগুলোতে যেটা হয়। আমাদের বাবা-মারা আমাদেরকে এত আদর করে বড় করে, যে দেখা যায় যে মনে করেন বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত আমাদের ওই রকম কোন বড় চাহিদা হয়ে ওঠে না। যখন বিশ্ববিদ্যালয়টা পাড়ি পাড়ি দিই। পাড়ি দেওয়ার পর যখন আমরা কোন চাহিদার মানে কিছু চেয়ে বসি, যখন তারা এটা দিতে ব্যর্থ হয়, তখন কিন্তু আমরা আমাদের জীবনের এই যে আ ইচ্ছা বলেন বা এই যে আমাদের পরিকল্পনা বলেন সেটাতে আমরা ঝাঁপিয়ে পড়ি। ওই যে ঝাঁপিয়ে পড়ার সময় কিন্তু আমরা হোঁচটটা খাই। কারণ ছোটবেলায় এত আদর করে বড় হয়েছি। সামনে যে আমার বিশাল বড় ঠাক ঠোকর খেতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় তখন থাকে না।
আচ্ছা, আচ্ছা অবশ্যই। আচ্ছা। <chuckles> আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। অবশ্যই। আচ্ছা। আচ্ছা। অবশ্যই, অবশ্যই।
এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আপনি যদি খেয়াল করে দেখেন।
আমি আপনার সাথে একমত এই জায়গাটাতে আসলে। আমি পুরোটাই একমত আপনার সাথে। আরেকটা জিনিস কি, এই, এই যে আপনাদের পরিবার আমাদের পরিবেশটা এভাবে আমাদেরকে বেরিয়ে তুলে যার কারণে আসলে যে একটা ব্যর্থ হলে, যে একটা যে নতুনভাবে যে একটা জাগ্রত হতে হবে। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় একটা দূরে সরে যায়। কিন্তু আমা আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা ব্যর্থতা কিন্তু আপনাকে অনেক কিছু শিখার জন্য একটা পরিবেশ তৈরি করে দেয়। যদি আমি আমার ব্যক্তিগত example দিয়ে থাকি, আমি যখন হচ্ছে University life এ যখন graduation করছিলাম আর কি, ঠিক তখনই কিন্তু আসলে হচ্ছে আমি হচ্ছে stock market related কোন কিছু জানতাম না। তো কি করলাম, আমি stock market এ তখন invest টা করলাম। দেখেন, ওখানে যখন আমি invest করলাম তখন আমি আসলে fail হয়েছি। যেটা সত্য কথা যেটা আমি হচ্ছে loss খেয়েছিলাম। বেশি টাকা না, তখন নতুন student মানুষের কত থাকতে পারে? ১০ বা ২০ হাজার টাকার বেশি তো হয় না।
জি, জি। জি, জি। জি, জি। অবশ্যই। জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। হুম, হুম। জি। বুঝতে পারছি। বুঝতে পারছি, বুঝতে পারছি, হ্যাঁ।
তো ওখান থেকে আমি হচ্ছে বলতে গেলে ধরেন কত, লাভ করি নাই, লোকসানই করলাম। But এখান থেকে আমি একটা জিনিস শিখেছি কি, stock market টা আসলে যে আমাদের পাঠ্য যে পুথিগত যে বিধ্যার উপর দিয়ে চলে না? এটা কিন্তু আমি তখন একটা clearly একটা experience পেলাম। এটা আমার কিন্তু একটি ইতিবাচক পরিবর্তন আমি দেখছি। অনেকে জিনিসটাকে নেতিবাচকও নিতে পারত। But আমি জিনিসটা আমার জায়গা থেকে ইতিবাচক নিছি। এর পরবর্তীতে যখন আমি
আচ্ছা। জি, জি। আহ! ভালো।